আ এখানে আপনার যে, ব্যাপারটা ঘটে যে, আমি যদি আসলে, আ ৳১০০ র কাজ যদি আমি ৳১০ দিয়ে করে নিতে পারি আরও দ্রুততার সাথে সেটা আসলে আমি কেন চাবো না? এটা তো আসলে আমার আ নিজের বোকামি করার যে, ক্ষেত্রটা, সেটাই হবে। তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে, এ্যাঁ এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর বর্তমান ক্ষেত্রেও যে, বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে যে, একজন প্রোগ্রামের আগে আসলে যে, পরিমাণের অর্থ উপার্জন হতো সেই পরিমাণে অর্থ কিন্তু আসলে বর্তমান ক্ষেত্রে হয় না। আ তার আসলে মূল কারণ হচ্ছে এআই এর যে, ক্ষেত্রটা সেটার প্রভাবটাই আসলে অনেক বেশি রকমেরই আছে এখানে আরকি। জ্বি।
জ্বি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। <chuckles> একদম, একদম। ঠিক বলেছেন। জ্বী, জ্বী। একদম খুবই সি সুন্দর কথা বলেছেন। তো এইযে পরিবর্তনটা, এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাই না? এবং দেখা গেল আজকাল থেকে মাত্র কিছুদিন আগেও কিন্তু যে, এআই এর কথা কেউ কল্পনাও করতে পারে নাই। এবং এ তাদের যে, কর্মক্ষেত্র বা তাদের যে, activity গুলো, এগুলো হয়তোবা খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে, এ্যাঁ সামনে আর কোন, কোন ক্ষেত্রগুলো পরিবর্তন হয়ে যাবে। যে, এআই এর সঙ্গে সংস্পর্শ আসার কারণে?
উম জ্বি। হুম। হুম, জ্বী। হু, হম। আচ্ছা এক্ষেত্রে যদি আসলে বলতেই হয় তাহলে আপনার আ data analytics এর কথাও তো বললাম। তারপরে আপনার যে, আরো যে, ক্ষেত্রগুলো আছে হয়তোবা আপনার স্কুলের যে, ক্ষেত্রগুলো সেখানে আরকি বড় ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সব ধরনের আসলে আ
পরিবর্তন হতে পারে, হ্যাঁ। মানে teaching এর ব্যাপারটা, তাই না?
উম জ্বী। কারণ এখানে এ্যাঁ যে, ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে যে, আপনার আ দেখা গেল যে, কোন একটা স্কুলে হয়তো আপনার শিক্ষার্থীর যে, ব্যবস্থা বা, শিক্ষকের যে, ব্যবস্থা ঐখানে বড় একটা স্ক্রিন রেখে, হয়তোবা আপনার ওইযে ইয়ে করা যে হতে পারে যে, ঐখানে কি বলে? এ্যাঁ শিক্ষার্থী ছাড়া কোন একটা মনিটরে হয়তো এআই দ্বারা যে, কাজগুলো করা হতে পারে যে, এ্যাঁ বোঝানো বিভিন্ন explanation দেওয়া বা, holographic screen এর যে, ব্যাপার গুলো আছে, সেগুলোর দ্বারা কিন্তু আসলে ঐযে তার সাথে এআই সংযুক্ত করে কিন্তু আসলে ওইযে বাস্তব বা, practical যে, জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আসলে আ আম করা হতে পারে। হুম, জি।
আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। সেগুলো তারা করে ফেলবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সামনে আরো পরিবর্তন হবে হয়তোবা বিভিন্ন এ্যাঁ ব্যাপারগুলো, আ যেগুলো হয়তোবা আমাদের কল্পনাতেও নেই। যেমন হচ্ছে যে, আপনার যেমনটা বললেন যে, এআই কি করবে বা কি করবে না, এগুলো তো আমরা জানতাম না, তাই না? যেহেতু হচ্ছে যে, এরকম unknown এবং আশ্চর্য জিনিসগুলো তারা করেছে। সামনে হয়তো এমন কিছু করবে, যেটা আমরা আসলে এ্যাঁ চিন্তাও করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশে প্রেক্ষাপটের কথা বলি, আমরা তো মানব সম্পদ আমরা পাঠাই বিভিন্ন দেশে বা আমাদের দেশে তো জনসংখ্যা একটা পাওয়ার, তো এআই এর প্রভাবে আসলে আমাদের দেশে কোন, কোন ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন?
হুম। হুম, হুম। হুম, জ্বী। হুম, হুম। উম জ্বি। উহুম

আচ্ছা। এআই ভবিষ্যতের না আমি যদি আসলে বর্তমান ক্ষেত্রের কথাও বলি, আ তাহলেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার প্রায় অনেকগুলো ক্ষেত্রে আরকি এআই আপনাদের আলরেডি অনেকগুলা প্রভাবই পড়েছে। যেমন ধরেন আপনার আ ডাটা অ্যানালিটিক্স এর কথায় যদি বলি তাহলে ডাটা অ্যানালিটিক্স থেকেও কিন্তু আসলে আস্তে, আস্তে এখন যেটা ঘটছে যে আ লোকজন বাদ করে দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আসলে ঘটছে। তো তার মূলত কারণে কিন্তু আসলে আপনার এই যে এআই বা আপনার এই যে আ যে আসলে ইয়েগুলো আছে যেমন ধরেন, আ এখন ChatGPT-কেও যদি আসলে বলা হয় ChatGPT কিন্তু আসলে সিকিউর কোড তারপরে আপনার হুম, সিকিউর কোড করতে পারে বা আপনার যে ডেটা গুলো আছে, আ ম্যাসিভ ডাটা দিলেও কিন্তু আসলে সেগুলোকে আ একবারে আরকি ফিল্টার করে আরকি আ দিতে পারে। যে খে যে ক্ষেত্রগুলোতে যে লেবার টাইপ যে আসলে কাজগুলো ছিল বা যারা করত, তো তাদের কিন্তু আসলে আপনার আর প্রয়োজন হচ্ছেনা। কারণ দেখেন আ আমি যখন আসলে কোন একটা এলাকার আর কি আ ওই জায়গাটাতে কোন একটা পণ্য কতটুকু সেল হলো তো আর মানে স সব এলাকার যখন আসলে দিব কোন একটা জেলায় যে, কোন এলাকাতে আসলে এই পণ্যগুলো ব্যবহার হলো? সেগুলো কিন্তু আসলে এআই দ্বারাই আরকি আ ফিল্টার করা যাচ্ছে।
জি, জি, জি। <chuckles> তাই নাকি? এন্সার দিয়ে দেয়। <chuckles> জি, জি। চলে আসে। <chuckles> জি, জি। হুম। এগুলো কমে যাচ্ছে। <chuckles> জি, জি। হুম। জি, জি। সব চলে আসবে। না আপনি কিন্তু সুন্দর কথা বলেছেন যে আসলে, এ যেকোনো তথ্য সংগ্রহের ক্ষেত্রে বা এই যে ডেটা কালেকশন এর যে বিষয়গুলো, এগুলো এআই এর মাধ্যমে অনেক সুন্দর পাওয়া যাচ্ছে। আরেকটা ব্যাপার কি? এখন এই যে আমরা যেই কাজগুলো অনেক সময় এই যে গ্রাফিক্স ডিজাইন এর কাজ, তারপরে অনেক সময় যে আপনার লেখালেখি যে টেক্সটের কাজগুলো, এগুলো কিন্তু এখন এআই কে বলে দিলে সব করে দিচ্ছে। তাই না? তো আপনার কাছে কি মনে হয় যে, এই যে এখন যতটা উন্নয়ন হয়েছে এআই আগামীতে তো এরা আরো আপডেট হবে, তাই না? হয়তোবা দেখা গেলো যে আরো কঠিন, কঠিন কাজগুলো তারা করে ফেলবে। তখন আসলে কি, কি পরিবর্তন হতে পারে বা বদলগুলো কিভাবে হতে পারে আপনার কাছে কি মনে হয়?
হুম, জি। হুম, হুম। দেখেন হুম।